আ আনএমপ্লয়মেন্ট এর যে ব্যাপারটা আসলে বেড়ে যাবে কিছুটা। আবার দেখা যাবে কি? যে মানুষজন আসলে ওইযে যেসব কাজ আসলে AI দি দ্বারা হয়ে যাচ্ছে তখন কিন্তু মানুষজন একটু আ মানে অন্য কাজের দিকেও একটু ঝুঁক দিতে পারবে। তারা কিন্তু আসলে নানান ধরনের কাজও শিখতে পারবে এবং এই AI-র দ্বারাই কিন্তু তারা অনেক রকমের আ ধে ধারণাও পেয়ে যাবে। যে আসলে একটা কাজ কিভাবে করতে হবে না করতে হবে এবং হ্যাঁ, একটা এটা কিন্তু বলতে গেলে যে একটা মানুষের ক্ষেত্রে যে একটা ট্রানজিশন নিয়ে আসবে। যে আসলে মানুষজন যেসব কাজ করছিল এবং যে যাদের কাজ ধরণটা পরিবর্তন হবে। <clicks tongue> উক হ্যাঁ, আ কারণ কি? একটা জিনিস দেখুন এই যে AI এদেরকে মেইনটেইন করতেও তো আসলে অনেক কাজ খুলে যাচ্ছে। হ্যাঁ, উ অনেক মানুষই দরকার। কারণ যতই হচ্ছে গিয়ে আ কৃত্রিম বুদ্ধিমত্তা থাকুক কিন্তু দেখা যাচ্ছে যে এদের আ মানে মেইনটেইন করার জন্য ঠিকমতো যারা এরা এগুলো কাজ করে পারে এদ হ্যাঁ।
জ্বি, জ্বি। জ্বি। অবশ্যই, অবশ্যই। হয়তো কাজের ধরনটা পরিবর্তন হবে। কিন্তু কাজ হুম হুম কাজ থাকবে। অনেক মানুষ দরকার। একজনকে তো লাগবেই। আসলে অনেক সময় যেমন যেমন AI-র ক্ষেত্রেই। AI -র উপরে তো অনেক এখন AI এজেন্ট শুরু শুরু হচ্ছে। যারা আরকি যে আপনার যেকোনো কাজ আপনি মনে করেন এক মানে রিপিটেটিভ কাজ যে কাজ বারবার করা যায়, মানে করতে হয় আরকি, একটা প্যাটার্ন আছে। এই টাইপের কাজগুলো ওরা রোবট একটা তৈরি করে যেটা ওই কাজই করবে। তো এই রোবটের মাধ্যমে কি হচ্ছে? যে ও মানে ওকে বুঝায়ে দিচ্ছে যে আমার এরকম একটা কাজ আছে এই কাজটা করতে হবে, ও ওই কাজটাই কম মানে কন্টিনিউয়াসলি করবে।
আচ্ছা, আচ্ছা। হুম, হুম। জ্বি, জ্বি। হ্যাঁ। জ্বি, জ্বি।

আচ্ছা। আমার যেটা মনে হয় যে, এই কৃত্রিম বুদ্ধিমতা আমাদের প্রভাব যেটা ফেলবে ভবিষ্যতে, সেটা হচ্ছে গিয়ে যে, আমাদের যোগাযোগটা আরেকটু ভালো করে ফেলবে। মানে অনেক বিপ্লব হবে এবং এর পাশাপাশি তো, শিক্ষা এবং মানে, শিক্ষাতে তো অ অ মানে এখনই আছে এবং এটা আরো ইমপ্রুভ করবে, আমি যেটা মনে করি। এবং এর পাশাপাশি আরো থাকবে যে, আমাদের একটু স্বাস্থ্যের দিকটা দিয়েও আমরা আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্ত্বা ব্যবহার করে অনেকটা খানিক, স্বস্তি পেয়ে থাকতে পারি। আমার যেটা মনে হয়, মানে আশাবাদী আছি আমি, এখনো এটা নিয়ে। এ যে, স্বাস্থ্যের দিকটা দিয়ে যদি একটু তারা ভালো ইয়ে করতে পারে, কারণ কি? এখন দেখুন না? আমাদের যেরকম টেকনোলজি আছে, দেখা যায় যে, একটা ঘড়ির মাধ্যমেই তো আমরা আসলে আমাদের আ স্বাস্থ্যের যে কি অবস্থা না অবস্থা, আমরা মোটামুটি আমাদের বেসিক জিনিসগুলো জানতে পারি। ঠিক না? যে, আমাদের ব্লাড প্রেশার কত আছে? তারপরে আ আমাদের আ বডির তাপমাত্রাটা হ্যাঁ, না এগুলো হচ্ছে জানতে পারছি হ্যাঁ, হ্যাঁ। তো দেখা যায় কি জ্বী, জ্বী, জ্বী।
অবশ্যই। হুম। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। জ্বী। অনেকটাই বুঝতে পারি। হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। স্লিপিং সাইকেল, ঘুম ঠিক মতো হচ্ছে কিনা? তারপর, আমাদের অক্সিজেন লেভেল, হ্যাঁ সবকিছুই। এখন হুম, হুম। এখন আমিও একই কথা মনে করি, বুঝেছেন? যে, যদি আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা, আমি যদি ভবিষ্যৎ দেখি যে, আমাদের চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে, আমার কাছে মনে হয় যে, প্রত্যেকটা খাতেই এটার অবদান থাকবে। কারণ, আপনি একবার বর্তমানে দেখেন, আমরা এখন আমাদের ইমেইল লিখা থেকে শুরু করে, একটা কমেন্ট করা পর্যন্ত কিন্তু, ChatGPT 'র সাহায্য নিই। আর শুধু তো ChatGPT না, এত পরিমাণে AI টুল এখন এভেইলেবল যে, সবকিছু ব্যবহার করে মানুষ তাদের জীবনটাকে যতটা সহজ করতে পারে। আর, এখন তো মনে করেন, আমার চিন্তা কি? যে, এখন যেমন আমি কি জানি অনেক প্রতিষ্ঠান আছে, যারা সরাসরি কাজ করছে যে, এই যে ডাক্তাররা প্রেসক্রিপশন লিখে, তারপরে ডায়াগনস্টিকস যে রিপোর্ট গুলো আসছে, তারপরে ডাক্তার যেভাবে যে ট্রিটমেন্ট সাজেস্ট করে, যেই, যেই সিম্পটম দেখে, এই জিনিসগুলা কিন্তু বর্তমানে, মানে আমেরিকান অনেকগুলা কোম্পানি অ AI কে ট্রেইন করছে এগুলোর উপরে। যেখানে ডিরেক্টলি যে প্রেসক্রিপশন লিখা থেকে শুরু করে, সবকিছুতে এই AI হেল্প করছে। এবং এতে কি হচ্ছে? যে, হয়তো আগামী ভো সুদূর ভবিষ্যতে আমরা এমন কিছু পাবো যে, আপনি আপনার বাসায় বসে, শুধুমাত্র টেস্ট গুলা করিয়ে আসবেন, আপনি বলবেন কি সমস্যা? আপনাকে টেস্ট দিয়ে দিবে। আপনি টেস্ট করে আসবেন। তো, একটা জেনারালাইজ একটা, মানে, সাজেশন আপনি সাথে, সাথেই পেয়ে যাবেন, যে এই, এই, এই, সমস্যা আপনার হতে পারে। হয়তো, তারপরে একজন ডাক্তার ওটা দেখবে, দেখে ভেরিফাই করবে।
হু, হু। জ্বী, জ্বী। <laughs> জ্বী, জ্বী। হ্যাঁ, তা তো অবশ্যই। হু, হু। জ্বী, জ্বী। হু, হু। জ্বী, জ্বী। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হু, হু। জ্বী, জ্বী। আচ্ছা। হুউম। হ্যাঁ।

হ্যাঁ, তাতে তো আসলে বআ একটা জিনিস দেখুন যে, এই যে মানুষজনের যে কিছু সাধারণ সমস্যাগুলো হয়ে থাকে, এগুলোর জন্য আসলে দেখা যাবে যে ঐ যে ডাক্তারের কাছে লা বড় লাইন দিয়ে বসতেও হবে না। ঠিক না? যে ঐ যে waiting মানে সময়টা যে বসতে হয় waiting room টাতে, তারপরে হচ্ছে গিয়ে তাদের তো একজন রোগী দেখতেও একটু সময় লাগে একটা ডাক্তারের। তো দেখা যায় কি যে সাধারণ সমস্যাগুলোর যে ক্ষেত্রে, আমরা দেখতে পারবো যে এরা ওই যে আপনি বললেন যে একটা general একটা যে আ চিকিৎসা বা হচ্ছে গিয়ে ওই যে প্রেসক্রিপশন করা, এটা অনেকটা খানিক সহজ হয়ে যাবে। এবং এর পাশাপাশি আমি আর একটা জিনিস দেখেছি যে ঐ যে আপনি যে বললেন যারা যে প্রেসক্রিপশন লিখতে বা ইয়ে করতে আ তারা যে একটু সাহায্য পাচ্ছে, AI দ্বারা, তো দেখা যায় কি যে তখন তারা হচ্ছে গিয়ে আ test গুলো যে করতে দিবে বা এই যে test গুলো হয়ে একটা যে, হ্যাঁ, হ্যাঁ।
জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, অবশ্যই। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী। যে কতগুলা আসলে, আসলেই দরকার। তারপরে কোনগুলা আসলে না করালেও চলে, বা কোনটার পরে।
জ্বী, জ্বী, জ্বী। উম এটা কিন্তু খুবই একটা মানে আমি যেটা মানে ভাবছি যে এটা কিন্তু খুবই ভবিষ্যতের জন্য একটা ভালো আ সহজ করে দিবে। আমাদের জীবনও এবং সব দিক থেকেই। হ্যাঁ। এবং। জ্বী, জ্বী।
জ্বী, জ্বী, জ্বী। আমারও তাই মনে হয়। কিন্তু ভাই, আপনার কাছে কি মনে হয়? এই যে এত AI টুল এর উপরে আমরা এত নির্ভর করছি, এখন তো AI use করে দেখা যাচ্ছে যে আগে যে কাজ তিনজন লাগতো, এখন একজন মানুষই ৩ জনের কাজ করতে পারছে। তো আপনার কাছে কি মনে হয় এই এর জন্য কি আসলে যে আমরা তো already আমাদের unemployment একটা issue আছে আমাদের দেশে, এটা কি অনেক পরিমাণে বেড়ে যাবে?
হুম, হুম। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ।

<smacks lips> এ আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছি। না, তা অবশ্য ঠিক। আসলে যে গতিতে এব মানে AI জিনিসটা develop হচ্ছে তো এটা আসলে, কোনটাই আসলে এখন আর আ ভাবার বাইরে বা চিন্তার বাইরে নেই। দেখা যাচ্ছে যে এখন আপাতত চিন্তার বাইরে থাকলেও যেমন আমি যেটা যেভাবে চিন্তা করছি তো অ্যা দেখা যাবে যে আসলে ভবিষ্যতে আসলে এটা বদলে গিয়েছে অনেকটা খানিকই।
জ্বী, জ্বী। একদম, একদম। মানে এত দ্রুত না আমরা আমাদের যত আজ পর্যন্ত প্রযুক্তি এসেছে না, আমরা কখনো এত দ্রুত সামনের দিকে যাই নাই। আমাদের light এসেছে, Computer এসেছে, কিন্তু আমাদের গ গতি কিন্তু ছিল প্রত্যেক ১ ২ যুগ পর, পর এমন একটা মানে এক এমন একটা প্রযুক্তি আসতেছে যেটা আসলে wow বলার মতো। কিন্তু এখন যেটা হচ্ছে না যে প্রত্যেক বছর, বছর নতুন, নতুন জিনিস আসতেছে। আর এত পরিমাণে আসতেছে যে আসলে আপনি নিজেও updated থাকা খুব কষ্টকর।
হ্যাঁ। জ্বী, জ্বী। হ্যাঁ। হুম, হুম। জ্বী, জ্বী। <chuckles> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ, তা তো অবশ্যই। এবং কি এই যে আপনি যে বললেন যে updated থাকাটা যে কষ্টকর এটার পাশাপাশি কিন্তু আসলে আমাদের অনেক ধরনের; এটার পাশাপাশিও কিন্তু অনেক ধরনের সমস্যা আসতে পারে। যেমনকি এই যে আ আমাদের কিন্তু এখন পো এখনই কিন্তু আমরা আসলে privacy টা নিয়ে কিন্তু আমরা অনেকটাখানি আ মানে চিন্তিত থাকি।
জ্বী, জ্বী, জ্বী। উরেব বাবা পাড়ার privacy এর কথা তো বললেনই না। আমাদের যে পরিমাণে তথ্য ওদের কাছে আছে, ওরা তো চাইলে আই কে data feet করে আমাদেরকে puppet এর মতো যা খুশি তা করাতে পারবে।
<chuckles> হ্যাঁ। <laughs> মানে এই জিনিসটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয়। ঠিক না? যে আসলে অনেক ভয়ের একটা বিষয় এবং এই জিনিসটা আসলে
খুবই ভয়ের একটা বিষয় ভাই। কিন্তু ভাই আপনার সাথে এই যে বিষয়টা নিয়ে আমি শুনলাম আপনার কথা। আমার আসলে খুবই ভাল লাগলো। এটা আসলেই খুব ভয়ের বিষয় চিন্তার বিষয় কিন্তু সবকিছুরই সমাধান আছে, আসবে। আপনি ভালো থাকবেন ভাই।
জ্বী, জ্বী। হ্যাঁ। জি, জি। হ্যাঁ, ভাই আপনার সাথে আসলে কথা বলে আমারও অনেক ভালো লেগেছে। আ ভবিষ্যতের ব্যাপারে আসলে অনেকটা খানিকই ধারণা করতে পেরেছি আপনার সাথে কথা বলে। তো ভালো থাকবেন।